আচ্ছা। আপনাকে আসলে একটা জিনিস আ জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে, এইযে ব্যস্ত জীবনে আসলে শেখার জন্য আপনি কীভাবে সময়টা বের করেন?
আচ্ছা, শেখার জন্য আমার সময় বের করার জন্য কিন্তু একটু কষ্ট করতেই হয়। কারণ আপনিও জানেন যে আসলে যারাই আমরা কাজ করতেছি না। যে আমাদের যাদের ব্যবসা আছে বা চাকরি আছে, দেখা যায় কি যে ঐযে এক্সট্রা একটু সময় বের করে নেওয়া এটা কিন্তু আসলেই খুব কষ্টের হয়ে যায়।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আ এইটা কিন্তু ঠিক বলেছেন আপনি। এবং আপনার কাছ থেকে এইটাই আসলে জানতে চাচ্ছি। এই যে আপনি ব্যস্ত জীবনে আসলে থাকেন, তখন আসলে কোনো কিছু যখন শিখতে চান তখন আসলে সময়টা কিভাবে বের করেন? মানে এইযে কষ্টর মধ্যে আসলে আপনার কি আসলে শেখার কোনো ইচ্ছা থাকে কিনা বা থাকলে আসলে কিভাবে করেন?
জি, জি। জি। আচ্ছা, শেখার আগ্রহ আমার আসলে স অনেক মানে অনেক বেশি। এবং আমি এর জন্য করি কি? যে আমার ঘুমানোর টাইমটা আমি সবসময় ঠিক রাখি। কারণ এই সময়টা যদি একটু এদিক ওদিক হয় না, তাহলে এ এই শেখার জিনিসটা আসলে বজায় রাখা খুব কষ্টের।
জি। ও আচ্ছা! বুঝতে পেরেছি। তো এই যে উহুম।
যেটা আমি করি যে সকাল মনে করেন যে ১০ ১১ টার মধ্যেই রাত্রের বেলায় মনে করেন ঘুমাইয়া যাই। আর ভোরের দিকে আমি ৬ টার দিকে উঠা শুরু ক চেষ্টা করি। এটা আসলে সাধারণত হয়। ম মাঝে, মাঝে, তো কিছু থাকেই যে কাজ-টাজ লেগে গেলে কিছু করার থাকে না। হুম।
ও আচ্ছা! বুঝতে পেরেছি। হুম হ্যাঁ, এইটা ঠিক। যে আপনি কাজ থাকলে তো আসলে অনেক সময় হয় না। তো এক্ষেত্রে আপনি আসলে সাধারণত আসলে কি কোন রুটিন মেনে চলেন কিনা? বা নতুন যেমন ধরেন যে আসলে কখন আসলে যেমন লাঞ্চ ব্রেক বা বলা যায় যে ঘুমানোর একটু আগে, মানে ঘুমের ঠিক আগে একটু শেখার চেষ্টা করেন কিনা? মানে এইযে ছোট, ছোট, সময়গুলো সেগুলো কি আসলে কাজে কিনা?
জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আসলে ঐযে বল্লাম ৬ টার দিকে উঠি। তো উঠে আমি সবার আগে করি কি একটু ফ্রেশ হই। হাত মুখ ধুই হালকা একটু জাস্ট এক্সারসাইজ করি। হালকা খুব বেশি কিছু না। মানে যেমন হইলো মনে করেন একটু বুকডাউন দেওয়া। এরকম ছোটখাটো কিছু করি। জি, জি, জি।
ও আচ্ছা! বুঝতে পেরেছি। নিজে তো একটু রিফ্রেশিং করার যে বিষয়টা আপনি আসলে বলতে চেয়ে হ্যাঁ, ওয়ার্ম-আপের মত।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তারপরে জি, জি, জি। তারপরে যেটা করি আমি ০.৫ ঘন্টা আসলে কিছু নিয়ে পড় প পড়তে ভালোবাসি। সেটা যেকোনো বিষয় হোক। অনেক সময় দেখা যায় ভিডিও দেখি যে মনে করেন আ YouTube মানে র‍্যান্ডম ভিডিও না। এটা হলো যে মনে করেন যে বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি, ঐ সম্পর্কে আমি হয়তো কোনো ভিডিও দেখতে পারি। তারপরে মনে করেন ০.৫ ঘন্টা এরকম করে যায়। তারপরে মনে করেন আমি ব্রেকফাস্ট খাওয়া-দাওয়া শুরু করি। এবং তারপরে তো ঐযে প্রত্যেক দিনের মতই, একই কাজ অফিস, অফিসের মাঝখানে আমি চেষ্টা করি যে, দুপুরে লাঞ্চ শুরু হওয়ার আগে আমি ০.৫ ঘন্টা আবার দেওয়ার। যে, যে জিনিসটা নিয়ে আমি আসলে সময় আ দিতে চাচ্ছি ঐ জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করে নিই।
ও! বুঝতে পেরেছি। আও ওকে। বুঝতে পেরেছি। এবং এইটা কিন্তু বেশ আ বলা হয়েছে যে, আ নিজের যে সময়টা আছে, সেটাকে আসলে আপনি একটা ভালো শেখার কাজে আসলে ব্যয় করতে পারছেন। তো এক্ষেত্রে আসলে এই যে শেখার যে বিষয়টা, সেটা তো অনেক সময় আপনি যেমনটি বললেন যে, অতিরিক্ত চাপের কারণে হয় না। তো এক্ষেত্রে আপনি নিয়মিত যদি রাখতে চান বা নিয়মিত রাখতে আসলে কী, কী করে থাকেন? বা নিজেকে আসলে মনে করিয়ে দিতে যে, "এখন তো আসলে আমার এই জিনিসটা শেখার সময়।" কাজের ফাঁকে যখন আসলে সময়টা পাচ্ছেন, তখন আসলে কিভাবে মনে করেন বা কিভাবে আসলে রুটিনটা ধরে রাখেন?
জি, জি, জি। হু, হু। আচ্ছা, ঠিক আছে। যেটা হয় যে মাঝে, মাঝে এরকম হয়, যে সম দেখা যায় মাসে এরকম চার ৩-৪ দিন হবেই যে, কোন একটা কাজ হয়ে যাবে, ঘুমাতে লেইট হবে বা উঠতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। আর বাকি দিনগুলোতে আমি সবসময় চেষ্টা করি এই রুটিন টা বজায় রাখতে এবং দেখা যায় কি অনেক সময় একটু আগে-পিছে হয়। অনেক সময় দেখা যায় যে, দুপুরে লাঞ্চের আওয়ার টা আমি ব্যবহার করতে পারলাম না। তো দেখি যে আমি লাঞ্চের পরে যদি একটু কাজের ফাঁকে সময় বের করতে পারি, তখন বসে পড়ি। আবার দেখা যায় যে, অনেক সময় হয় কি যে একটা জিনিস শিখতে যাচ্ছি, সেটা আবার আরেকজনও আমার পরিচিত কলিগ আছে, সে শিখতে যাচ্ছে। তো এখানে আমাদের একটা হুম। এখানে আমাদের একটা বিশেষ টেকনিক আছে।
মানে অ অনাকাঙ্ক্ষিত আসলে অনেক বিষয় কিন্তু আসলে চলে আসে। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। বিষয়টা কিন্তু বেশ চমৎকার! অ্যা জি, জি। বলবো না এটা শুনতে বেশ কিন্তু আমি বেশ আগ্রহী এবং আপনার টেকনিক এর কথা শুনে কিন্তু বেশ আগ্রহ জাগছে। একটু যদি আসলে বিস্তারিতভাবে বলেন, তাহলে বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, আচ্ছা। যে জিনিসটা আমরা করি যে, আমরা একজন আরেকজনকে শিখাই। জিনিসটা এরকমভাবে কাজ করে, যে অ্যাগ কোনো একটা বিষয় হয়তো আমি সি আমি সিউ আ সিদ্ধান্ত নিই যে, "আমি এই জিনিসটা শিখাবো।" তার জন্য কি করতে হয়? আপনাকে ওই শিক্ষকের মত পড়াশোনা করতে হয় ১ম এ। তারপরে আমি ওকে বোঝানোর চেষ্টা করি, যে "ঠিক আছে এই জিনিসটা এভাবে কাজ করে, এই, এই, এই জিনিস।" আবার দেখা গেলো কি? ওর একটা পরের চ্যাপ্টার, ও পড়ে আসতেছে। ও আমাকে বুঝাচ্ছে। এখন এতে হচ্ছে কি? যে ঐ যে, নিজের জন্য পড়ার তো একটা মনে করেন জ্ঞান অর্জন হচ্ছেই। কিন্তু আরেকজনকে পড়াতে গেলে কিন্তু ঐটা আরো ভালো করে বুঝতে হয়। তো ওই জায়গা থেকে আসলে অনুশীলনটা অনেক ভালো হয়।
ও! আচ্ছা। হুম, ঠিক বলেছেন। হুম। একদম, একদম। বাহ! এইটা কিন্তু বেশ চমৎকার একটা পদ্ধতি লাগছে। যে আপনারা একে অপরকে আসলে শেখানোর চেষ্টা করেন, যে নিজেরা সময় বের করে রাখেন। আজকে উনি শিখে রেখেছেন, যেটা হয়তো আপনারা একটু সময় পেলে সবাই মিলে বসে আসলে করেন। তো এক্ষেত্রে কি আপনি একটা জিনিস প মানে লক্ষ্য ঠিক করেন যে, কয়দিনের মধ্যে আসলে আপনি শেষ করবেন, কোন একটা প্রজেক্ট? যেমন ধরেন যে আপনি আসলে কোন নতুন ভাষা শিখতেছেন, তো সেক্ষেত্রে যদি আসলে বলতে চান বা কোডিং শেখার ক্ষেত্রে আসলে কিভাবে সে সেগুলোকে দেখেন? যদি একটু উদাহরণ দিতেন?
হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি। আচ্ছা। যেরকম আমি মনে করেন কি যে, আ আমরা এটা অনেক সময় করি, যে ঠিক আছে আমার কলিগ এর সাথেও করি, যে আমরা বিভিন্ন ইউ আ মানে Coursera থেকে কোর্স করি। ঠিক আছে? যেটা এখন আসলে কি যে ই এর আগ পর্যন্ত, মানে এই গত 1 মাস ধরে এটা বন্ধ করে দিছে। আগে যেটা হইত, যে আমরা ৭ দিনের একটা ট্রায়াল পাইতাম। যে এক্সাম দেওয়ার জন্য। যে একটা কোর্স করলে যে, আমরা ২ জন এ আই ধরে নিতাম, যে আচ্ছা ঠিক আছে আমরা এক সপ্তাহ নিজেরা পড়াশোনা করব। পরের সপ্তাহে আমরা কোর্স টা নিবো। নিয়ে আমরা সবগুলা পরীক্ষা দিয়ে, কোর্সের সার্টিফিকেট টা নিয়ে নিবো। তো এ এরকম একটা মানে ব্যা আমাদের নিজেদের একটা বোঝাপড়া ছিল, যে এভাবে আসলে আমরা আগাচ্ছিলাম। জি, জি, জি।
জি। ও! আচ্ছা। হু, হু। ও! আচ্ছা। তারপর? হু, হু। বাহ! বাহ! বুঝতে পেরেছি। না এইটা কিন্তু বেশ চ ভালো বলেছেন যে, আপনি আসলে নিজে রাম মধ্যে তো এইক্ষেত্রে অ্যাপও বা Coursera-র কথা আসলে বললেন। তো সেক্ষেত্রে আসলে ভাষা শেখার ক্ষেত্রে বা নতুন কি কোন ভাষা শিখার চেষ্টা করেছেন?
জি, ১বার আমি করেছিলাম। আমি জাপানিজ শেখার চেষ্টা করেছিলাম। কিন্তু যেটা হয় না! আসলে ঐ যে ধরে রাখাটা খুব কঠিন কিন্তু। যে আমি আসলে অনেকটা অনেকটাই শিখছিলাম। আপনার মনে করেন যে এই যে, সাধারণত আ মনে করেন কথাবার্তা বলা, কোন কিছু চাওয়া, নিজেকে পরিচয় দেওয়া, এই জিনিসগুলা জাপানিজ আমি শিখে ফেলছিলাম। এটা আমার প্রায় ১,২ সপ্তাহের মত আমি পড়াশোনা করছিলাম। খুব বেশি না। তারপরে হইছে কি কাজের চাপে না ওই জিনিসটা আসলে আর আগানো হয় নাই। কারণ না জাপানে যাওয়ার এই মুহূর্তে ইচ্ছা আছে। না আমার মনে করেন কোন কাজে লাগতেছে। বুঝছেন? মানে কাজের সাথে সম্পর্ক হলে করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়।
আচ্ছা। হুম, একদম, একদম। বাহ! বাহ! ও আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছেন এবং আ এইটাকে যদি আসলে বলতে যাই যে, আপনি আসলে বললেন যে ধরে রাখতে পারছেন না, তো ধরে রাখার জন্য আসলে কী করা উচিত সেটা আসলে আপনার কি উপলব্ধি?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আমার কাছে মনে হয় কি জানেন? যখন আমি আমার কোন কাজের সাথে একদমে সম্পর্কিত কোন কিছু শিখি ওইটা অনেক গভীরভাবে শিখি।
জি। ও আচ্ছা, বুঝতে পেরেছি।
যেমন আমি এই বেশ কিছুদিন ধরেই, মানে বেশ কিছু মাস ধরেই আমি AI prompting শিখতেছি। ঠিক আছে? যেখানে কী হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমি কিভাবে কোন কিছু বোঝালে ও ভালো করে বুঝতে পারবে? আর ওকে কিভাবে জি, জি, জি। তো আমি এই জিনিসটা আসে না অনেক দ্রুত আমার মনে হয় শিখতেছি। কিন্তু আমি যতই শিখতেছি, ততই মনে হচ্ছে কি একটা নতু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
ও। হ্যাঁ, বিষয়টা বেশ কৌতূহলপূর্ণ। জি। ততই আসলে নতুন অবস্থা আসলে খুলতেছে বা নতুন আসলে দুয়ার আসলে খুলে যাচ্ছে। নতুন, নতুন, লেয়ার বলা যায় যে খুলে যাচ্ছে। তো এই যে শিখতে গিয়ে আসলে শেখার যে গভীরতা। সেটা যখন আসলে টের পান সেক্ষেত্রে কি আপনার বিরক্তি আসে? তখন কি আসলে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা আসে?
জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। না, না। তখন আরো আগ্রহ বাড়ে। এই যে বল্লাম না যে এটা কিন্তু সরাসরি কাজ করতেছি। যেমন একটা উদাহরণ দেই। ঠিক আছে? কিছুদিন আগে এই যে ২,৩ সপ্তাহ আগে। একটা ক্লায়েন্ট এর কাজ করতেছিলাম। এখন আমরা আমি হইলাম একটা আইটি কোম্পানি তে কাজ করি। বেসিক্যালি এই কোম্পানি টা আমার। তো এই কোম্পানির আমার মেইন দায়িত্ব যে জায়গাটা সেটা হলো যে, ক্লায়েন্ট দেরকে মানে কমিউনিকেট করা, সবাইকে খুশি রাখা। ঠিক আছে? তো এখন যেটা হইছে আমার developer missing কোথাও নাই। তাকে খুঁজে পাচ্ছি না। সে দেশের বাইরে আছে। তো আমার কাজ হলো কালকে জমা দেওয়া লাগবে। কিন্তু আমার developer নিরুদ্দেশ। তো এখন কী করব?
বাহ! হুম, বুঝতে পেরেছি। এই জিনিসটাই। হ্যাঁ, হ্যাঁ। ওকে। বুঝতে পেরেছি। okay। তারপর, তারপর? হুম, বুঝতে পেরেছি।
এখন একটা সমস্যা আছে ওয়েবসাইটে। আরেকটা নতুন ফিচার এড করতে হবে। এখন এই ২ টা জিনিস তো আমি তো নিজে ডেভেলপার না। কী করা যায়? তো যেহেতু এই যে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে একটা ভালো মনে করেন যে ধারণা আছে। তো আমি যেটা করছি সবার আগে প্রথমত আমা আমি নি এক ব বড় ভাইকে কল দিছি। কল দিয়ে বলছি, "ভাই এই অবস্থা আমি এখন কীভাবে নিজে এটা ঠিক করতে পারি?" সে আমাকে বলছে। কারণ কি নিজে করতে হবে কেন? অন্য ডেভেলপার আছে। ঠিক আছে। কিন্তু আমি যদি ওদেরকে আনি, ওদেরকে কিন্তু টাকা দেওয়া লাগবে।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলাম। তা তো বটেই।
তো খুব বড় একটা ঝামেলা। তো কি করলাম? আমি নিজেই মনে করেন Gemini দিয়ে ১ম এ ওর পুরা যে কোড টা আছে, ওই পুরা বেস কোড টা ওকে দিলাম। দিয়ে বললাম যে ভাই এই সমস্যাটা সমাধান কেমনে করে? ও আমাকে বলল এই সমস্যাটা আছে অমুক ফোল্ডার এর, অমুক ফাইলের, অমুক জায়গায়। এটার সমা জি, জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমি ওকে বলছি কি? যে এটা স্ট্রাকচার করে লিখে দাও। অ্যান্ড কিভাবে সলিউশন হবে ওটাও লিখে দাও। তারপরে করছি কি? ওই যে বড় ভাইকে কল দিলাম বললাম না? বড় ভাই আমাকে কি করছে? একটা প্লাটফর্ম বলছে Cursor AI ঠিক আছে? আমি ঐখানে পুরা কোর্স মানে কি বলে? কোড বেস টা দিয়ে আমি জাস্ট প্রম্প টা কপি করছি। ও আমার পুরো ফিচার তৈরি করে দিছে। এখন
ও ওকে। হুম। কম্পাইলিং এ বা হচ্ছে আপনার এলিমেন্ট এ আসলে যে সমস্যাটা। জি, জি। হুম বুঝতে পেরেছি। আও ওকে। বাহ! এইটা কিন্তু বলে যে কম্পাইলিং থেকে শুরু করে পুরো একদম রেডি টু আসলে ডেলিভার বা আপনাকে আসলে করে দিচ্ছে। এটা কিন্তু বেশ চমৎকার বলেছেন এবং আপনার শেখা থেকে আসলে বেশ কাজে লাগছে। এই যে কাজের ক্ষেত্রে গিয়ে আপনি আসলে শিখলেন বা ব্যস্ত সময় আসলে চাপের মধ্যে আসলে শিখলেন। তো এইটাকে আসলে কি আপনি, আ এইটাকে কি এনজয় করেন, নাকি আসলে এটাকে খুব বেশি বিরক্ত বা বলা যায় যে মানে এই যে চ্যালেঞ্জটা নিজেকে আসলে দিয়েছেন, সেটি আসলে আপনার কাছে কি রোমাঞ্চকর কিনা? সেটা যদি একটু বলতেন।
জি, জি, জি, জি। আসলেই। আচ্ছা। সত্যি কথা বলি। এটা হলো আমি খুব প্রেশার কুক বা মনে করেন ঐ যে প্রেশার কুক মানে বুঝায় যে অনেক চাপের মুহূর্তে শেখা। ঠিক আছে? জি আসলে কি করবো? সকাল বেলায় দেখাইতে হবে কিচ্ছু করার নাই। এই পুরা জিনিসটা আমার বুঝে করতে মনে করেন, ৪ ঘন্টার মতো লাগছে। এখন ওই ৪ ঘন্টায় কিন্তু আমার মাথায় টেনশন ছিল। যদি না হয়? কালকে ক্লায়েন্টের এর কথা শোনা লাগ কত ঝামেলা। কিন্তু ভাই সত্যি যে আমি ও আ মানে কখনো ফুল স্ট্যাক নিয়ে এভাবে কাজ করি নাই। যখন আমি দেখলাম যে Cursor কে বলার পরে ও ও যেটা চাইছি, যেভাবে চাইছে ও বানায় দিতে পারছে, আমার এত ভালো ফিল হইছে। হ্যাঁ, ডিজাইন এ ইস্যু ছিল, ওগুলো আমি ওকে বলে, বলে, ঠিক করাই নিসি। কিন্তু এই যে, আমি একটা প্ল্যাটফর্ম এর সাথে কথা বলে, ওকে দিয়ে আমি বানায় নিতে পারতেছি। এটা কিন্তু আসলে পুরো দুনিয়া পরিবর্তন করার মতো একটা বিষয় লাগে আমার কাছে।
বুঝতে পেরেছি। হ্যাঁ, থাকারই কথা। জি, জি, তা তো অবশ্যই। হ্যাঁ বুঝতেই পারছি। হু, হু। আচ্ছা। জি, বুঝতেই পারছি এবং এই যে আপনার বিষয়টা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারছি। আপনি আসলে কিভাবে ব্যবহারটা করেছেন এবং চাপের মধ্যে শেখাটাও আসলে যখন শিখতে পারেন বা আ বলা যায় যে সাফল্যে পৌঁছান, তখন কিন্তু আসলে বলা যায় যে, বেশ ভালো হয়। তবে এখানে একটা জিনিস কি আপনার হয়, যে আপনি কখনো শিখতে গিয়ে বা ব্যর্থ হয়েছেন, তখন কি আসলে আপনার কাছে কোনো রিবুট প্ল্যান বা পুনরুদ্ধার করার কি কোনো চিন্তা বা আবার ফিরে শুরু করার কি কোনো চিন্তাভাবনা আসে কিনা?
জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। এরকমও তো হইছে। এরকম হইছে কি একটা জিনিস আমি তৈরি করার চেষ্টা করতেছি। আমাকে একজন বলছে যে, আসলে WordPress একটা মনে করেন যে ইয়ার মতো। কি বলে? একটা CMS প্ল্যাটফর্ম টাইপের। যে এখানে কি হয়? যে আপনার হ্যাঁ, হ্যাঁ ,হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে আসলে ওয়েবসাইট গুলো আসলে বানানো হয়। মানে লাইট ওয়েট ওয়েবসাইট গুলো চালানো হয়।
জি, জি, জি, জি। তো আমাকে একজন বলতেছে যে, আ আমাদের একটা আমি ১ টা প্রজেক্ট এ কাজ করতেছিলাম। তো ওই প্রজেক্ট এর যে ফাংশন গুলো আছে, এটাই আমি খুব ডেমো একটা ওয়েবসাইট WordPress ওয়েবসাইট বানায়ে রেখে দিয়েছি। যেটা আরকি দেখানোর জন্য শুধু। কিছু করা যাবে না। তো একজন আমাকে একদম ডিরেক্ট বলছে, এটা তো কোনো কাজেরই না। এটা দিয়ে জীবনে বানানোই সম্ভব না। আরে আমার এই কথা শোনার পরে তো মাথা পুরা নষ্ট হয়ে গেছে ভাই। যে মানে এরকম একটা উক্তি দেওয়ার জন্য মানে যে আমাকে আমার খুব রাগ লাগছে। ঠিক আছে? তো কি হইছে?
ওকে। আচ্ছা, হ্যাঁ। আমার। আও মানে আপনার কি ইগো হার্ট বা এরকম কি কোন কিছু হয়েছিল?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে এটাই হইছে। তো কি হইছে তারপরে? আমি গত আগামী ২ দিন আমি বসে সিদ্ধান্ত নিচ্ছি, যে ভাই এটা আমি ইমপ্লিমেন্ট করবই। তো এখন কাস্টম ডেভেলপমেন্ট লাগবে। কাউরে হায়ার করলে তো again ওই যে টাকা দেওয়া লাগবে। তো আমি কাউরে, কা কাউরে, হায়ার করব না। তো আমি কি করছি? আমি তো যেহেতু আমার কাজই হইলো মনে করেন, পুরা জিনিসটা সুন্দর করে গুছানো, প্লান করা, ব্লুপ্রিন্ট টা দাঁড় করানো। তো আমি ঐটা করছি প্রথমে। তারপরে বিভিন্ন ChatGPT, Gemini এগুলো ব্যবহার করে
হুম। আচ্ছা। হ্যাঁ, তা তো অবশ্যই। হু, হু। হুম। মানে ম টোটাল কথা হচ্ছে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে সুন্দরভাবে যেহেতু আসলে প্রমট ইঞ্জিনিয়ারিং কথা বললেন এবং শেখার জন্য যে সময়টা বের করেছেন, ওইটা ব্যবহার করে আসলে নতুন কিছু শেখার ক্ষেত্রে আপনি বেশ সুন্দরভাবে কিন্তু কাজে লাগাচ্ছেন। তাই তো?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জি, জি, জি। তারপরে আসলেই আমি প্লাগ ইন টা ডেভেলপ করছিলাম এবং ওই ওয়েবসাইটটা আসলেই ওইভাবে কাজ করতেছিলো, যেভাবে আমরা কাজ করতে চাইছিলাম। তো, এই টাইপের জিনিসগুলো আসলে খুব অ অনুপ্রেরণা হিসেবে থাকে। যে আসলে আপনি যখন কোন কিছু শিখবেন এবং ব্যবহার করতে পারবেন, ওই জিনিসটা না শেখার আগ্রহ আরও বাড়ায় দেয়।
বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। না। তা তো অবশ্যই। এবং আপনার কথা থেকেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে আপনি শেখার জন্য, শেখার যে বিষয়টাকে সেটার যে আ শিখে যে আপনি উপকারটা পান। সে থেকে কিন্তু বোঝা যাচ্ছে শেখার প্রতি আপনার আগ্রহ রয়েছে। যতই আসলে ব্যস্ত থাকেন না কেন শেখেন। তো যারা আসলে এইযে শেখা এবং স অ বলা যায় যে ব্যস্ত জীবন সেটাকে আসলে বলা যায় যে, আপনার আ ভারসাম্যটা রাখতে পারে না, তাদের জন্য আসলে কীভাবে বলবেন যে ভারসাম্যটা আসলে কীভাবে রাখা যায়?
জি, জি, জি। আচ্ছা। ভারসাম্য রাখাটা আসলে কখনোই সহজ না। বিশেষ করে কি যে, ব্যক্তিজীবন, কর্মজীবন এবং তার জন্য আবার আলাদা করে সময় বের করবেন পড়াশোনা করার জন্য। তো এটা খুবই কঠিন। তো আপনাকে বুঝতে হবে যে, সবসময় আপনাকে কিছু না কিছু ত্যাগ করতে হবে। যে ধরেন আমি যেমন যেটা করি, আমার ঘুমটাকে একটু কমানোর চেষ্টা করি। যে ঘুমটা য আমার ৬ ঘন্টা ঘুম হইলে আমি একদমই মানে সুস্থ। তো ৭ ঘন্টা ঘুম হইলে আমি খুবই ভালো। কিন্তু আমি চেষ্টা করি যে যত তাড়াতাড়ি উঠতে পারি। উঠে ৬ ঘন্টা যদি আমার মিনিমাম ঘুম হয় তারপরে আমি সময়টা দেওয়ার চেষ্টা করি। আবার দেখা যায় যে আমার, আমি একটু বাইরে আড্ডা দেওয়ার কথা ছিল আমি আড্ডা না দিয়ে কিন্তু ঐ জিনিসটা সময় দিচ্ছি। তো আপনাকে আসলে ঐ ব্যক্তিজীবন, কর্মজীবন এবং মনে করেন যে ঐযে শিখার একটা জায়গায় ৩ টার মধ্যে ১ টা না একটাকে কখনো না কখনো ছাড়তে হবেই।
হ্যাঁ। এটা তো অবশ্যই। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ। বুঝতে পেরেছি। মানে এইটাকে আসলে বলা যায় যে আপনাকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে আসলে মেনে নিতে হবে। কোনটাকে সুযোগ ব্যয় হিসেবে আসলে আপনি হিসাব করবেন, তাই না? তো এইক্ষেত্রে আসলে আপনার বিষয়টা কিন্তু বেশ চমৎকার লাগছে এবং আপনাকে যদি আসলে ঠিক বুঝে থাকি যে, এই পুরো বিষয়টাকে কিন্তু আসলে আপনি শেখাটাকে গুরুত্ব দেন। তবে সবসময় চান যে আপনার যে মুখ্য উদ্দেশ্য যে কাজের যে বিষয়টা বা, ব্যস্ত জীবনটা আসলে রয়েছে, সেটাকে আসলে ঠিক রেখে, তারপরে হচ্ছে আপনি শিখার জন্য সময়টাকে আসলে বের করেন। আপনার কাছে হচ্ছে priority tip এর ক্ষেত্রে ১ম এ থাকছে হচ্ছে আপনার ব্যস্ত জীবন, তারপর হচ্ছে শেখার যে বিষয়টা। এটা কিন্তু বেশ দারুণ ছিল। তো এইযে পুরো বিষয়টা আপনি করছেন, এক্ষেত্রে কি এই চিন্তাধারায় আসতে আপনি কি মাঝেমধ্যে এখানে কোন সমস্যায় পড়েছেন কিনা?
জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। আচ্ছা, ১ম দিকে তো একটু, আকটু সমস্যা হইতো। দেখা যাইত কি যে আমার শিট পড়াশোনা করতে ভালোই লাগে। মানে কোনো কিছু য নতুন কিছু পাইলে এমনও আছে যে আমি একটা জিনিস নিয়ে বসছি, সারাদিন লেগে আছি। এখন কাজ-টাজ তো উ মানে হয় না, স্বাভাবিক। তো ওই জিনিসটা আসলে একটু ব্যলেন্সে এনে সময়টাকে কমানো। এটা আমার জন্য একটু কঠিন ছিল।
হ্যাঁ, হ্যাঁ। ও, আচ্ছা। বুঝতে পেরেছি। তবে বলা যায় যে আপনি শেষ পর্যন্ত কিন্তু সেটাকে থেকে বের হয়ে আসতে পারছেন বা, ও ও বলা যায় যে আ এটা থেকে সাকসেস পেয়েছেন। তো শুনে কিন্তু বেশ ভালো লাগছে যে আপনি আসলে <smacks lips> এইযে ব্যস্ত সময়ের মাঝখান তেও কিভাবে আসলে শেখার জন্য সময় বের করেন। ব্যক্তিগত অনেকগুলো অভিজ্ঞতার কথা বললেন যে, কিভাবে আসলে চাপে পড়ে আসলে আপনি শিখেছেন, সেগুলোকে আসলে আ আপনি বলা যায় যে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং সাকসেস যখন আসলে এসেছে বা, সাফল্য যখন পেয়েছেন, তখন কিন্তু আপনি বেশ ভালো লেগেছ। এটা শুনে কিন্তু আমারও বেশ ভালো লাগলো ও যে এতক্ষণ ধরে আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বললাম। বেশ ভালো একটা সময় কাটলো। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।
জি, জি, জি। জি, জি, জি। আমারও খুবই ভালো লাগলো এইযে আমার ব্যক্তি জীবনে আমি কিভাবে শিখে থাকি কোনো কিছু, কিভাবে আমি সময়গুলো আসলে বিনিয়োগ করি এবং তার থেকেও বড় কথা যে আমার দরকারের জন্য আমি যেভাবে চাপ নিয়ে আমার কাজগুলো শেষ করি, এই জিনিসগুলো বলে কিন্তু আমার খুবই ভালো লাগলো। বিশেষ করে আ আমার এইযে মনে করেন কাজের সফলতার কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
জি, অবশ্যই।